জ্বি, সম্পর্কের ক্ষেত্রে না বলাটা একটু কঠিন। এটা সহজ না। সম্পর্কের ক্ষেত্রে অনেক বিষয় আসে যেখানে স্বার্থ সংশ্লিষ্ট না। সম্পর্ক সং সংশ্লিষ্ট অনেক বিষয় চলে আসে। সেক্ষেত্রে না বলাটা একটু কঠিন হয়ে যায়। দেখা যায় এ্যাঁ ২ বোনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। ভা বড় ভাই কোন কার বাড়িতে যাবে আগে? এই ছোট ভাইয়ের বাড়িতে নাকি বড় ভাইয়ের বাড়িতে। এখন ছোট বোন বলতেছে, "না বড় আপার বাসায় যাওয়া যাবে না। আমার বাসায় আসো।" আর বড় আপা বলতেছে, "না ছোটদের বাসায় যাইস না। আমার বাসায় এখন।" এখন মানুষ তো আমি ১ টাই। একসঙ্গে তো ২ খানে দুইটা টা পা রাখতে পারি না। তো এইরকম সাম্পর্কিক যেগুলা বিষয় সেগুলাতে না বলাটা একটু কঠিন। আর যেগুলো এ্যাঁ কাজের ক্ষেত্র সেটা হতে পারে চাকুরী কিংবা ব্যবসায়ের কোনো প্রতিষ্ঠান এ্যাঁ কিংবা আমি যেখানে জীবিকা নির্বাহ করছি সেখানে অন্যায় কিংবা ন্যায়সঙ্গত নয় এরকম বিষয় অয় অন্তত দৃঢ়ের সাথে না বলা যায়। এটাতে, তেমন একটা বিপত্তি ঘটে না। এ্যাঁ বিপত্তি ঘটলেও সেটাতে আমরা, আমরা সেটাকে ফেস করার জন্য প্রতিব প্রতিবাদ করার জন্য বা সেটাকে মেনে নেওয়ার জন্য, একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে। কিন্তু সাম্পর্কিক বিষয়গুলো একটু জটিল সেখানে না বলাটা অনেক সময় কৌশলগত না হতে পারে।
হুম। এক <chuckles> না, একদম, তাই। হুম, হুম। হু, হু। একদম। প্রবণতা থাকে একেবারে মানে শুধু একদম। একদম। সম্পর্ক বা কাজের ক্ষেত্রে আসলে ডিফারেন্ট দুটো এক্সপেক্ট আসলে থাকে যেখানে এ্যাঁ দুটা ক্ষেত্রে দুধরনের কৌশল আসলে ব্যবহার করতে হয়। এবং আমি খুব সুন্দর করে কিন্তু সেটা বললেন যে কিভাবে আপনি দুটো জায়গাতেই অ কৌশল অবলম্বন করে থাকেন। এ্যাঁ একদম ছোট করে যদি জানতে চাই, অনেকেই আছে না বলে গিল্ট ফিল্ট এ ভোগে। আমি ওকে না বলেছি যে ব্যাপারটা কেমন না কেমন হলো, কি মনে করল। তো এই ধরনের মানুষদেরকে আপনি কি বলতে চান যে না বলে কি গিল্ট ফিল করা আসলেই উচিত?
ঠিক তাই। জ্বি। জ্বি। জ্বি, আমরা যখন গিল্ট ফিল্ট করে না কে না বলতে পারি না। তখনই কিন্তু নির্যাতনের মাত্রাটা বেড়ে যায়। আমি শিশু নির্যাতনের উপর একটা ট্রেনিং পেয়েছিলাম। সেখানে বলেছিল যে, "না বলতে যদি আমরা ১ম এই পারি উ বলে দেই, তাহলে আমাদের ১ম এই হয়তো গিল্ট ফিল্ট টা হবে। তারপরে একটা বিষয়ের উপরে সেটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি একটাকে মেনে নিয়ে, ৫ টা ঘটনার পরে আমি না বলি তাহলে আগের ৫ টা ঘটনা কিন্তু আমাকে, সারাজীবন ভোগাতে পারে। সুতরাং, গিল্ট ফিল্ড হবে এই ভাবনা চিন্তা করে যারা না বলে না নিয়ে, এ্যাঁ প্রবণতায় এ্যাঁ একটা বিশেষ প্রবণতায় হ্যাঁ বলে, তারা কিন্তু অনেক কিছু মেনে নেয়। এবং এই মেনে নেওয়াটা তার জীবনে একটা বড় ক্ষতিকর দিক বয়ে আনতে পারে। সেটা হোক শিশু বয়স, বৃদ্ধ বয়স, যেকোনো বয়সে। সুতরাং গিল্ট ফিল্ড হ হলেও না মিনস না এইজন্যই তো বললাম যে, নো মিনস নো এটাকে তখনই বলে ফেলা ভালো।" জ্বি।
<chuckles> একদম। হু, হু। হুম। হু, হু। হু, অবশ্যই। হুম। হুম। হুম, অভিশাপই বলা যায়। হুম। না বলতে হয়। নো মিনস নো বা এটা খুব ভালো বলেছেন যে, হ্যাঁ গিল্ট ফিল তো আসলে সব দোষ তো আর এ্যাঁ একজনের উপরে বর্তায় না এবং সবার একটা নির্দিষ্ট সীমা আছে যে কতটুকু পর্যন্ত সে আসলে অন্যকে দিতে পারবে। সেক্ষেত্রে না বলতে পারাটা খুবই, খুবই দরকার। এবং আপনি ১ম থেকে যেটা বলছিলেন, যে এটা ছোটবেলা থেকে আসলে সবাইকে শেখানো উচিত যে কখন থেকে কোন পর্যায়ে গিয়ে না এটা বলতে হবে। এবং আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ব্যাপারকেই খুব ইন ডিটেইলস এবং ইন ডেপথ এ বলেছেন। পরিবার হোক বা কাজের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে অনুনয় বিনয়কে কিভাবে একজনকে না বলা যায় বা কাজের ক্ষেত্রে কিভাবে স্ট্রিক্ট থেকে না বলা যায়। প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু খুবই প্রশংসার এ্যাঁ দাবিদার বলা যায় এবং শিক্ষণীয় ছিল আপনার কৌশলগুলো। এবং আপনাকে সেজন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
নিশ্চয় তাই। নিশ্চয়ই, তাই। ঠিক তাই।